Hello। শুভ দুপুর। কেমন আছেন আপনি?
Hello। এইতো শুভ দুপুর। কেমন আছেন? কেমন কাটছে আপনার দিন? হু, হু।
এই তো ভাই ভালোই। আসলে সকাল থেকে মোটামুটি যাচ্ছে আর কি দিনটা। বেশ কিছুটা গরম লাগছে আজকে। তো গতকালকের তুলনায় আজকে আরকি বৃষ্টি-টিষ্টি তেমন হয়নি। তো আসলে দিনটা যাচ্ছে আর কি ভাই ভালোই। তো আপনার দিন কেমন যাচ্ছে?
আচ্ছা। হু, হু। অ আচ্ছা। হু, হু। হু, হু। হুম। আমি আসলে আ আজকে একটু ছুটি নিয়েছি কাজ থেকে। তো আজকে আমি যেখানে থাকি সেখানে বৃষ্টি হচ্ছে, সকাল থেকেই বৃষ্টি। তো ভাবছিলাম যে একটু আ আ খিচুড়ি মাংস রান্না করে, আমার কাছের বন্ধুদের এ ডেকে একসঙ্গে দুপ একটু খা খাওয়া-দাওয়া করব। তো আসলে আ তারই আ প্রস্তুতি নিচ্ছিলাম। আ <chuckles> আমি তো আসলে খুব বেশি একটা সময় পাই না। তো যতটুকু সময় পাওয়া যায়, বন্ধুদের সঙ্গে আড্ডা না দিলে বা একসঙ্গে বসে খাওয়া-দাওয়া না আসলে আমার আ চলে না। আ এক্ষেত্রে আপনার আসলে কিরকম? আপনি কি এখনও বন্ধুদের সঙ্গে আড্ডা দেন বা আপনি কি সময় পান? হু, হু।
জি, জি। আচ্ছা। জি, জি। ও আচ্ছা। জি, জি। জি, জি। জি, জি। আচ্ছা। জি, জি। ও আচ্ছা, আচ্ছা। জি, জি। আচ্ছা। জি, জি। জি, জি। আচ্ছা। জি, জি। জি, জি। আসলে ভাই ব্যাপারটা আমি বলতে চাইবো, আসলে যে কর্মজীবন বা জ আমাদের মানে যান্ত্রিক জীবন নিয়ে আমরা এতটা ব্যস্ত হয়ে পড়েছি যে, আমি আসলে মানে আগের মতো সময়টা এখনো পাই না। কারণ দেখা যায় যে, আগে যখনই সময় পেতাম তখনই বন্ধু বা ফ্রেন্ডদের সাথে আড্ডা বা কোথাও ঘুরতে যেতাম। তবে এখন দেখা যায় যে, কা কর্মজীবন নিয়ে এতটা ব্যস্ত হয়ে পড়েছি যে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আসলে টানা কাজ করতে, করতে দেখা যায় সময়টা হয়ে উঠে না। সময় আপনার হলেও মাঝেমধ্যে দেখা যায় যে, মানে আমি free হলেও কিন্তু বন্ধুরা আর আগের মতো free থাকে না। তো ভাই এটা নিয়ে ভাবছিলাম আর কি যে আসলে, মানে আগের কা যখন সময় কাটাতাম বন্ধুদের সাথে তখন মানে অনেক ভালো লাগত আর কি। অনেক আরাম অনুভূতি হইত যে ফোরে ফ্রেন্ডদের সাথে সবকিছু share করছি, সবকিছুই বলছি। তো আসলে এখনকার উম আপনার দিনগুলোতে দেখা যায় যে, মানে ওইরকম সময় হয়ে ওঠে না বা ওইরকম কিছু আর share হয়ে ওঠে না। সবাই তার যার-তার মতো এই সবকিছু নিয়ে busy হয়ে পড়ে। তো এইটা কিন্তু আসলে নিজের মধ্যেও খুবই একটা খারাপ লাগা কাজ করে। তাও কিন্তু এটা আসলে মেনে নেওয়া ছাড়া উপায় নাই। কারণ এখন তো আ সময় থাকে তাদের পারিবারিক জীবন বা আপনার তো আপনার personal জীবন নিয়ে খুবই ব্যস্ত হয়ে পড়ে। তো ভাই আপনি এটা নিয়ে কি বলেন বা এটা কি ভাবেন?
হু, হু। হুম, হুম। হুম। হ্যাঁ, হ্যাঁ। হু, হু। হু, হু। অবশ্যই, হ্যাঁ। হুম। হুম, হুম। হুম, হুম। হুম, হুম। হুম, হুম। হুম, হুম। বুঝতে পেরেছি। হুম। হুম। হুম, হুম। হুম, হুম। হুম, হুম। হুম, হুম। হুম, হুম। হুম, হুম। হুম, হুম। হুম। অবশ্যই, হ্যাঁ। হুম। হুম, হুম। হুম। হুম, হুম। বুঝতে পেরেছি। হুম, হুম। অবশ্যই। হুম, হুম। হুম। হুম, হুম। উপায় নেই, হ্যাঁ। আসলেই। আসলেই। হুম। হুম, হুম। হুম। হুম, হুম। হুম, হুম।